ইদানীং আমি খেয়াল করতেছি যে, আমার কাজের মধ্যে আমি মনোযোগ স্থাপন করতে পারতেছি না। প্রতি মুহূর্তে একটি বিভ্রান্ত বোধ আমার মধ্যে চলে আসতেছে। কাজটি করলে আমার সঠিকভাবে কাজটি শেষ হবে এবং কীভাবে করা উচিত, সেটি আমি যথারীতি জানি। কিন্তু কেন জানি ঠিক সেভাবে কাজের প্রতি আর মনোযোগ স্থাপন করতে পারতেছি না। একটি বিভ্রান্তির মধ্য দিয়ে আমার সময়টি অতিবাহিত হচ্ছে। এবং কাজটি শেষ সময় পর্যন্ত এসে দেখা যাচ্ছে যে, যে সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ করবার কথা সেটি আর সেই সময়ের মধ্যে হচ্ছে না। যার কারণে কাজগুলো অগোছালো অবস্থায় থেকে যাচ্ছে। অ্যা এক যে কাজ একদিনে শেষ হবার কথা সেই কাজটি অনেক সময় ২-৩ দিনেও শেষ হচ্ছে না। যার কারণে একটি মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি যে, "কী করি? কী করলে ভালো হবে?" এই বিষয় সম্পর্কে আমি একটু পরামর্শ চাচ্ছি।
হুম। হু, হু। হ্যাঁ আপনার কথা শুনে খুবই খারাপ লাগলো। যে আপনি মানে আপনার যে কাজে মনোযোগ ধরে রাখতে পারছেন না। তো শুন এবং কাজগুলো হয়তো সম্পূর্ণও হচ্ছে না। শুনে খুবই খারাপ লাগলো যে আপনার এই হয়তো বড় ধরনের একটা সমস্যা। কারণ আপনি যদি মনোযোগ ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু আসলেই খুবই একটা বড় সমস্যায় মানুষ ভোগে। তো আপনি যদি একটু আমাকে উম ক্লিয়ার করে বলতেন যে মানে আপনার কোন ধরনের কাজগুলোতে আপনি মনোযোগ ধরে রাখতে পারছেন না? যদি একটু ক্লিয়ার করেই বলতেন?
জি আপনি ঠিকই বলেছেন, ঠিকমতোই জানতে চেয়েছেন। আমি অফিসিয়াল কিছু কাজ শুরু করেছি আ যে কাজগুলো আমাকে নতুন আঙ্গিকে করতে হচ্ছে ইতিপূর্বে যারা এই কাজগুলো করেছিল তারা এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। অন্যত্র চলে গেছে কিন্তু সেই কাজগুলোর মধ্যে অনেক ই ভুল ভ্রান্তি আছে, লেজারগুলোও মানে ঠিক পরিমার্জন করার জন্য আমাকে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছে। কিন্তু কাজগুলো আমি জানি যে এই কাজটি এভাবেই করতে হয়। কাজগুলো যখন আমি করতে শুরু করতেছি একটা উদ্দাম বা গতি নিয়ে কাজে মনোযোগ করতেছি, কিছু সময় পর হয়তো দেখা যাচ্ছে যে কাজের মধ্যে আমার মনোযোগটা ঠিকমতো স্থাপন করতে পারতেছি না এবং কাজটি আর সে সময়মতো এগোচ্ছে না আ যার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এ যে কাজটি আমি একদিনে করে হয়তো অফিসে জমা দিতে পারতাম বা আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করতে পারতাম যে, "হ্যাঁ স্যার আমি এই কাজটি শেষ করেছি।" সেটি আর হয়ে উঠতেছে না এবং তারা আমাকে বলতেছে, "কি সাহেব কতদিন লাগবে এই কাজটি করতে?" এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
হুম। হুম। হুম। হ্যা, আপনার কথা শুনে খুবই খারাপ লাগছে যে হয়তো আপনার কাজের কারণে আপনার অফিসের যে উর্দ্ধতন কর্মকর্তা আছে, তিনি হয়তো আপনাকে নানা রকম প্রশ্ন করছে এবং হয়তো খারাপ ব্যবহারও করতে পারে। তো শুনে খুবই খারাপ লাগলো যে আপনার এত খারাপ একটা সময় মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তো আপনি যদি একটু বলতেন যে আপনার অফিসের কাজের চাপ কেমন? এবং আসলে কি শুধু এই চাপের কারণেই আপনি আপনার যে কাজে মনোযোগ ধরে রাখতে পারছেন না? নাকি দিনের কোন নির্দিষ্ট সময়ে আপনি আপনার এই যে মনোযোগটা ধরে রাখতে পারছেন না?
হুম। জি, এহ ঠিকই বলেছেন যে অফিসে, আমার অফিসে কাজের চাপ আছে। কারণ একটি কাজ শেষ হলে আরেকটি কাজ করতে হবে। পর্যায়ক্রমে অনেকগুলো কাজ আ আমাদের থেকে যায় এবং যদি সময়মতো কাজগুলো করা সম্ভব না হয় তাহলে কাজ জমতে, জমতে দিন শেষে দেখা যাচ্ছে যে বেশ কিছু কাজ জমা হয়ে যায় যেগুলো ও হয়তো আর সময় মতো করে উঠতে পারা যায় না। যার কারণে অফিসিয়াল কিছু সমস্যা সৃষ্টি হয় এবং তৎসঙ্গে আমি আহ ব্যক্তিগতভাবেও কিছুটা উদ্বিগ্নতার মধ্যে থাকি। আহ আমার একটি ছোট বাচ্চা আছে তাকে নিয়মিত এহ স্কুলে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা এটি নিয়ে আমাকে অনেক সময় একটু চিন্তিত থাকতে হয় সেই সময়টা আমাকে কাজেই থাকতে হয়। সকালবেলা তাকে যে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে কিনা? বা তাকে স্কুলে থেকে এহ নিয়ে আসতেছে কিনা? ও কোনোদিন আমি নিয়ে যাই কোনোদিন আমার স্ত্রী নিয়ে যায় এবং নিয়ে আসার সমহ টাটায়ও সময়টাতেও আমাদের এই ধরনের সিস্টেম অনেক সময় আমরা করে থাকি। কারণ আমার বাসা এবং আমার স্কুল আমার অফিসের খুব কাছাকাছি যার কারণে সেখান থেকে অনেকটা মনোবিচ্ছিন্ন হয়। এ এটিই আমি খেয়াল করে দেখেছি যে এরকম কিছু সমস্যা আমার মধ্যে হয়েছে। এটির কারণে অনেকটা কাজে যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেটিও হয়তো হতে পারে, কিন্তু আমাকে তো এই বিভ্রান্তি থেকে বাহির হয়ে আসতে হবে। কাজের প্রতি আমাকে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করতে হবে নাহলে কাজগুলো এগোবে না। কিন্তু কীভাবে যে এই সমস্যাটা সমাধান করতে পারবো? সেটাই বুঝতে পারতেছি না।
হুম, হুম, হুম। উম-হুম। উম-হুম। আচ্ছা। উম। হুম। হ্যাঁ শুনে খুবই খারাপ লাগলো যে আপনার কাজের চাপ এতটা বেড়ে গিয়েছে। যার ফলে হয়তো আপনি আপনার এই যে কাজগুলো শেষ করতে ক য মানে যতটুকু মনোযোগ দরকার আপনি সেই পরিমাণ মনোযোগ আপনার কাজে দিতে পারছেন না। তো, আচ্ছা আপনি যদি একটু আপনার অফিস সম্পর্কে আমাকে বলতেন যে বা আপনার যে কর্মস্থল আছে আপনি সে সম্পর্কে আমাকে যদি একটু অবগত করতেন এবং বলতেন যে সেখানে আপনাদের মানে কী পরিমাণ? মানে সারাদিনে কতক্ষণ কাজ করতে হয়? এবং কাজের ফাঁকে, ফাঁকে আপনাদের বিরতি আছে কিনা? বা থাকলে সেটার পরিমাণটা একটু যদি বলতেন।
উম, জ্বি। জ্বি, আমরা সকাল ১০ টায় কাজে বসি এবং অফিসিয়ালভাবে যেহেতু credit program এর কাজ এখানে অর্থনৈতিক বিষয়টার কারণে নিজেকে অনেকটা ধৈর্য ধারণ করে কাজ করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো যদি যোগ বিয়োগে ভুল হয়ে যায়, আমাকে লেজার সামলাতে হয়। যার কারণে অনেকটা সমস্যার মধ্য দিয়ে এবং মনোযোগ সহকারে কাজগুলো করতে হয় এবং আপনি যেমনটি চাচ্ছিলেন, জানতে চাচ্ছিলেন আমরা শুধুমাত্র দুপুরবেলা আহ খাবার জন্য মাত্র ৪৫ মিনিট সময় পাই এ এবং বিকেল ৫ টায় যদিও কাজ শেষ হবার কথা। কিন্তু অফিসে যেহেতু কাজ জমা পড়ে যায় বা ও প্রায়দিনই কাজ থেকে যায় সেক্ষেত্রে এহ প্রায়দিনই হয়তো আহ ১ থেকে ১.৫ অতিরিক্ত সময় আমাদের অফিসে এ অবস্থান করতে হয় এবং এরই মধ্যে দেখা যায় যে অ্যা সকাল ১০ টা এবং বিকেলবেলা হয়তো ৩ টায় অফিসিয়ালভাবেই আমাদের চা পরিবেশন করা হয়। সেখানে শুধুমাত্র চা দেওয়া হয় যাতে আমাদের অ্যা মন মানসিকতার একটু পরিবর্তন ঘটে বা আহ আমরা আ ৫ ১০ মিনিটের জন্য হয়তো ক্লান্তি বোর্ডটাকে একটু আহ ভুলে থাকতে পারি। এজন্যই আরকি। আর এভাবেই এ দিনের সময়গুলো অতিবাহিত হয়।
উম-হুম। হুম। উম-হুম। উম। হ্যাঁ আপনার কথা শুনে মনে হলো যে, আপনাদের যে কর্মস্থল মানে আপনাদের যে অফিসে আপনাদের মানে অনেকক্ষণ ধরেই হয়তো যে কর্মঘন্টা টা থাকা দরকার তার থেকেও হয়তো আপনারা এক্সট্রা কিছুক্ষণ বেশি থাকছেন। যেমন ১-১.৫ ঘন্টার কথা আপনি বললেন। তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের যে বিরতির সময়টা, সেটা কিন্তু খুবই অল্প পরিমাণের। যে আপনি বললেন শুধু লাঞ্চ এর সময়ে ৪০-৪৫ মিনিটের মতো বিরতি। এবং আমি মনে করি যে আপনাদের যদি এতক্ষণ অফিসে থাকার লাগে, তো আপনারা যদি মানে আপনার সেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে হয়তো রিকোয়েস্ট করে হলেও যে বোল মানে আপনাদের সমস্যার কথা বলে যে আমরা আমাদের এত চাপ হওয়ার কারণে বা এতক্ষণ টানা কাজ করতে গিয়ে আমরা আমাদের মনোযোগ ধরে রাখতে পারছি না। তো সেই অনুযায়ী যদি আপনারা তাঁকে মানে অ্যা রিকোয়েস্ট করে যদি তার কাছ থেকে দিনে হয়তো আরেকটা আর ২-১ টা বিরতি যদি আপনারা নিতে পারেন অত কিছুক্ষণের বা অল্প কিছুক্ষণের যেমন চা বিরতির মতো ১০-১৫ মিনিটের করে আ দুইটান ২-৩ টা যদি বিরতি আপনি নিয়ে থাকেন, তখন কিন্তু দেখবেন যে আপনারা অনেকটাই ভালো লাগবে এবং এতক্ষণ টানা কাজ করার থেকে যে বিরক্তি ভাবটা, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আচ্ছা আপনি আরেকটা আমাকে যদি প্র আমি আপনাকে প্রশ্ন করি যে, আপনারা তো বললেন আপনারা ক্রেডিটে অর্থ ক্রেডিট এর কাজ। তো এই যে কাজে আপনারা করেন, সেগুলো মানে আপনি যখন করেন যে আপনি বললেন যে, আপনার মনোযোগ ধরে রাখতে সমস্যা হচ্ছে। এটা কি মানে খুব শুরুর দিকেই আপনি মনোযোগটা ধরে রাখতে পারছেন না? নাকি হয়তো কাজটা করছেন, অনেকক্ষণ গেল বা হচ্ছে কাজের মাঝখানে গিয়ে আপনারা মনোযোগটা ধরে রাখতে পারছেন না? এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন?
উম জ্বী। উম জ্বী। আচ্ছা! হুম। উম জ্বী। হুম। জি প্রথম কথা হলো আপনি যেটা জানতে চেয়েছেন যে হ্যাঁ আমরা এই বিষয়টি বা আমি এই বিষয়টি আমার উর্ধ্বতন কর্মকর্তা বা ম্যানেজারকে কখনো অবগত করিনি। সেনাকে যদি আমি অবগত করি যে "স্যার আমাদের এরকম সমস্যা হচ্ছে আপনি যদি আমাদের একটু কাজের মধ্যখানে বিরতি দেওয়ার চেষ্টা করতেন বা একটু আ ১০ থেকে ১৫ মিনিট একটু বিরতি দিতেন তাহলে আমরা পায়চারির মাধ্যমে আবার নতুন করে মনোযোগ স্থাপন করতে পারতাম বা আ ক্লান্তি বোধটা ভুলে থাকতে পারতাম।" আরেকটি আপনি যেমনটি জানতে চাইলেন অ্যা দীর্ঘ সময় আমি যখন সকালবেলা কাজ শুরু করি তখন এই সমস্যাটি হয় নাই, কিন্তু কোনো কারণে যদি কাজের মধ্যে একবার কোথাও ভুল হয়ে যায় দেখা যাচ্ছে যে যোগ বিয়োগ করার সময় কোথাও হয়তো ভুল হয়ে গেছে অথবা লেখার কারণে ভুল হয়ে গেছে তখন এই যে ভুলটি বাহির করার জন্য যে রিভিশনটা দিতে হয় এটি করতে গিয়েই আর কি মেজাজটা ঘাবড়ে যায় এবং মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় আর যার কারণে এ প্রতি মুহূর্তে এ একটি বিভ্রান্তিকর ভাব সৃষ্টি হয়।
উম-হুম। হুম। হুম। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার কথা শুনে যেটা মনে হলো যে হয়তো আপনারা অনেকক্ষণ টানা কাজ করার কারণে কিন্তু আপনারা আপনাদের মনোযোগ ধরে রাখতে পারেন না। যার ফলেই কিন্তু এই যে আপনাদের ছোট, ছোট হয়তো যোগ বিয়োগে ভুলগুলো হয়ে যায় মাঝে, মাঝে। তো আপনার এই সমস্যাটা সমাধানের জন্য আপনাদের যেহেতু অনেকক্ষণ অফিসে থাকতে হয়। তো আমি কি বললাম যে বিরতির কথা বলেছিলাম এবং এখন আরেকটা আপনাকে পরামর্শ দিতে পারি যে আপনি আপনাদের অপ মানে যে কাজের সময়টা সেটাকে যদি আরো একটু অংশে ভাগ করে নেন যে ধরেন যে আপনারা ১ দেড় ঘন্টা পর একটু ৫ মিনিটের জন্য হয়তো একটু আপনারা হাঁটা চলা করলেন বা হয়তো একটু চা খেলেন বা হয়তো সবাই মিলে একটু মানে গল্প করলেন বা কাজের সম্পর্কেই মানে এমন গল্প করবেন যে হয়তো আপনাদের কাজ রিলেটেড। এমন কোন গল্প করে যদি পর সেই হয়তো প্রত আপনারা দেখবেন যে তখন মানে নিচে প্রফুল্ল হবেন এবং নিজেকে ভালো লাগা একটা কিন্তু কাজ করবে এবং আপনাদের যে মনোযোগটা সেটা কিন্তু আবার নতুন করে তৈরি হবে। তো আপনারা কি এমন কোন পদ্ধতির অফিসে কোনো ব্যবহার করেছিলেন? নাকি করেননি কখনো?
জি। আচ্ছা। জি, এই টিপে কখনো করা হয়নি। আপনি ঠিকই বলেছেন যে এই ধরনের যদি পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো বিষয়টি ধীরে, ধীরে হয়তো ও কমে যাবে এবং একসময় এটি আর থাকবে না। আহ কাজের মধ্যখানে হয়তো একটু বিরতি নিলাম, পায়চারি করলাম, প্রকৃতিকে হয়তো একটু চোখ বুলালাম বা দেখলাম আ তাহলে মন মানসিকতার একটু পরিবর্তন হবে এবং আ যে সমস্যাটি হয়তো এতক্ষণ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল সেটি হয়তো আর থাকবে না, নতুন একটি গতি নিয়ে কাজে মনোযোগ দেওয়া এবং কাজের গতি ফিরে পাওয়া। আহ এটি নিঃসন্দেহে একটি ভালো কথা বলেছেন আপনি এটি গ্রহণযোগ্য এবং এভাবে কাজ করলে আমি আশা করি যে এ ধরনের সমস্যাগুলো ধীরে, ধীরে এহ দূর হয়ে যাবে এবং কাজের যে বিভ্রান্তি ভাবটা সৃষ্টি হচ্ছে সেটি হয়তো আর থাকবে না। আপনার পরামর্শটি ভালো লেগেছে। তবে এ আমি আপনার কথা থেকে এইটাও বুঝতে পারতেছি যে আমাদের এই কাজগুলোকে যদি আমরা রুটিন মাফিক এহ তৈরি করার চেষ্টা করি যেমনটি আপনি বলছিলেন। সেই অনুপাতে যদি রুটিন মাফিক কাজগুলো করার চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো কাজটি অনেকটা এগিয়ে যাবে এবং বিশেষ প্রয়োজনে এ এটিও হতে পারে আপনি যেমনটি বলছিলেন। সে থেকে আমার মনে হল যে আমি যখন কাজ করি তখন আমার কোনো কলিগদের সঙ্গে হয়তো যদি একটু বিষয়টা নিয়ে মত বিনিময় করি অথবা বলি যে, "আমার এই কাজটি কোথাও সমস্যা হচ্ছে বা আমি বুঝতে পারতেছি না। আপনি যদি আমাকে একটু বিষয়টা দেখিয়ে দিতেন, যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে?" তাহলে যে বিষয়টি আমার চোখে পড়তেছিল না তিনি সেই বিষয়টি সহজে হয়তো ধরে ফেলবেন এবং আমাকে এই বিষয় সম্পর্কে সাজেস্ট করতে পারবেন যে আপনার এখানে সমস্যাটা হচ্ছে। তাহলে এই সমস্যাটা হয়তো ধীরে, ধীরে সমাধান হয়ে যাবে। আপনার উপ আ গঠনমূলক পরামর্শের জন্য আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, যা আমার কাজে আসবে।
এহ। উম। উহুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। একদম ঠিক বলেছেন। হুম। এছাড়াও হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই এছাড়াও আপনি আপনার নিজেকে সুস্থ রাখতে গেলে যখন দেখবেন যে হয়তো আপনি সুস্থ থাকবেন বা ভালো থাকবেন সেটার জন্য কিন্তু একটা ঘুম দরকার এবং ঘুম না হলে কিন্তু আপনি এই যে মনোযোগটা ধরে রাখতে পারছেন না। তো আশা করি আপনি মনোযোগ অনুযায়ী আপনার মানে, মানে কাজে মনোযোগ ধরে রাখবেন নিজেকে সুস্থ রাখবেন তখনই কিন্তু যেই যে আপনি কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছেন তখন কিন্তু সেটা ঠিক হয়ে যাবে।
জ্বি, আপনি ঠিকই বলেছেন। এভাবে চললে হয়তো আমার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। পরামর্শের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।